আমি না বেশ আ কিছুদিন যাবৎ আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি আরকি। বলা যায় যে দ্বিধাদ্বন্দ্ব না ঠিক আ আপনার একটা চিন্তার মধ্য দিয়ে আছি যে আ যেটা আসলে আমি জানি না যে আসলে এটার কোনো ভিত্তি আদৌ আছে কিনা। কারণ আ বিষয়টা আসলে একটু শুনতে আর কি অদ্ভুত রকমের বলা যায়। আর যার কারণে হচ্ছে কি যে আমি না বন্ধুবান্ধব, তারপরে পরিবার, আত্মীয়স্বজন কাউকে না বিষয়টা আসলে খোলামেলাভাবে বলতে পারছি না। কারণ আ তারা হয়তো বিষয়টাকে ইতিবাচকভাবে নিতে পারে। তো যার কারণে আসলে বলা যায় যে আ মানসিক যে চাপের ক্ষেত্রটা সেটা আসলে আস্তে, আস্তে একটু আ পেড়ে যাচ্ছে যে এমন পরিস্থিতি যে আমার কি করা উচিত আমি ঠিক আ বুঝে উঠতে পারছি না। তো ভাই আপনি যদি আসলে আমাকে একটু এ ব্যাপারে বলতেন কিছু তাহলে বেশ আ উপকৃত হতাম আরকি। তো ভাই, আপনি একটু বলেন যে আসলে এমন পরিস্থিতিতে আসলে কী করা যায়? বা কি করলে আসলে এই এইযে দুশ্চিন্তার যে ব্যাপারটা সেটা আসলে কম কমানো যায় আর কি ভাই?
আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। জি অবশ্যই। আসলে আপনার কথা শুনেই বুঝা যাচ্ছে যে আপনি খুবই হতাশাগ্রস্ত এবং খুব অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তো দেখেন আমি প্রথমত আপনাকে বলব কি আপনি নিজে শান্ত থাকুন। নিজের মধ্যেই confidence টা confidence টা আনার চেষ্টা করুন। কারণ আপনি যদি ভেঙে পড়েন তাহলে তো আপনি ঠিকভাবে সামনে এগোতে পারবেন না। তো এইজন্য আমি আপনার কাছে পরবর্তী পরামর্শ তো যা দেওয়ার আগে আমি কিছু বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে আপনি বলছেন আপনি খুবই হতাশার মধ্যে আছেন এবং বুঝতে পারছেন না যে কি করবেন। তো আমাকে কি একটু বিষয়টা খুলে বলা যায় আসলে কী হয়েছে?
উম জি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। <clears throat> হুম, জি। উম সত্যি কথা বলতে কি ভাই, বিষয়টা আপনার আপ একটা ব্যবসায়িক ক্ষেত্রে, আর আ হচ্ছে কি? যে, আমি ভাই আসলে একটা সরকারি চাকরি করতাম। এখন আ মানে এখনও অবশ্য করছি। তবে করতে, করতে আসলে ভাই আমি <smacks lips> আ একটা অনিশ্চয়তার মধ্যে আছি যে আ চাকরিটা ছেড়ে দিয়ে আসলে ভাই সম্পূর্ণভাবে আরকি ব্যবসায় যে একটা মনোনিবেশ করার যে আসলে ব্যাপার, আর সেটা আসলে আমি করতে চাচ্ছিলাম। তবে আ এক্ষেত্রে ব্যবসা বলতেই তো আসলে ভাই একটা অনিশ্চয়তার যে আসলে ব্যাপার সেটা তো আসলে সবসময়ের জন্যই থেকে থাকে। ব্যবসায় তো আ মানে আ নিশ্চয়তা বলতে আসলে যে ব্যাপারটা, সেটা আসলে নেই। কারণ আ লস-লাভ তো ভাই তা সকল ক্ষেত্রেই আছে। তবে আ আমি না ভাই আ ঐযে আ একটা বলা ব কথা আছে না, যে ধরাবাঁধা জীবনে আসলে একটা বস্তু হয়ে যাওয়ার পরবর্তীতে এখন যেটা হচ্ছে যে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে, আসলে এই এই যে আপনার একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে কিনা? বা এই যে অনিশ্চয়তার যে ব্যাপারটা, এটা গ্রহণ করার পরবর্তীতে না আসলে আস কিভাবে যে শান্ত থাকব? আ এই ব্যাপারটা আসলে বুঝে উঠতে পারছি না। কারণ এখন তো আসলে একটা stable life তো আ আছে। তবে ভবিষ্যতে যে আসলে যে কি হবে? এই বিষয়টা নিয়ে আসলে বেশ আ উদ্বিগ্নই বলতে পারেন। যে আ আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে, এমতাবস্থায় আসলে ভাই আমার কি করা উচিত? বা কি করলে আসলে এই পরিস্থিতিতে আসলে আমি আপ শান্ত থাকতে পারবো? আর শান্ত থেকে আসলে আমার যে কর্মকান্ডগুলো আছে সেগুলো চালাতে পারব। জ্বি ভাই।
আচ্ছা। হ্যাঁ। উব হ্যাঁ। আচ্ছা, জ্বি আসলে আমি আপনার অনিশ্চয়তার বিষয়গুলো বুঝতে পারছি এবং আপনি খুবই হতাশার মধ্যে আছেন। তো দেখুন আপনি হতাশ হবেন না এবং শান্ত থাকেন। এবং আপনি বললেন যে, আপনি ভবিষ্যতের যে অনিশ্চয়তা দূর করার জন্য আপনি যে চাকরি করছেন, তো চাকরির পাশাপাশি হয়তোবা ছেড়ে দিয়ে বে ব্যবসা বাণিজ্য করার একটা পরিকল্পনা করছিলেন। তো আপনি এটা আর কি ভয় পাচ্ছেন যে, "আসলে এটা কি আমাকে সঠিক ফলাফল দিবে কিনা?" তো এই বিষয়ে আসলে আ আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে, আপনার কি কোনো নির্দিষ্ট কোন ব্যবসা পছন্দ আছে? যে এইটা করতে চাচ্ছেন বা এ বিষয়ে কোন অভিজ্ঞতা আছে কিনা? যদি একটু থাকে আমাকে বলেন।
হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। উম জ্বি। <clears throat> আ উম স আচ্ছা। আ সত্যি কথা য বলতে গেলে কি ভাই আমি না পা ছোট পরিসরে আসলে আ শুরু করেছি একটা ব্যবসা ইন্টারনেটের মাধ্যমেই। আ তো আ ব্যবসাটা আসলে আপনার এজেন্সি ভিত্তিক। এখানে আমার আ যে কার্যক্রমটা সেটা আসলে ভাই আ marketplace থেকে কাজ নিয়ে আরকি আ টিম দিয়ে আরকি কাজ করিয়ে নেওয়া বা, ওয়ার্কার দিয়ে আসলে কাজ করে নিয়া। তো এখানে আ আমি এখন পর্যন্ত আসলে যে ব্যাপারটা আছে সেটা আসলে আ সম্পূর্ণটা ইন্টারনেট ভিত্তিক। তারপ তবে আসলে আমি ভাই চাচ্ছিলাম যে ব্যবসাটাকে আসলে আ বাস্তব জীবনে বা আসলে একটা office work এর মধ্যে নিয়ে আসা। তো আ যেটা আসলে আ আমি বর্তমান সময়ে তো আসলে ভাই আ সবকিছু ঠিকঠাক যাচ্ছে। তবে আ বিষয়টা হলো যে একটা সরকারি চাকরি মানে তো আসলে স্টেবল একটা চাকরি। মানে এটা আসলে যেটাই হয়ে যাক, যে আমার নির্দিষ্ট আসলে একটা ইনকাম আসতে থাকবে। তবে আমি না ২ টা ক্ষেত্র আসলে একসাথে আ ম্যানেজ করতে পারবো না। কারণ আ ভবিষ্যতে আসলে যত ক্লায়েন্টের চাপ বাড়বে, আ তত কিন্তু আসলে ভাই আমার যে আ সময়ের যে ক্ষেত্রটা, সেটা আসলে একটু ম্যানেজ করা চাপ হয়ে যাবে। তবে আ এখানে ঝুঁকির যে ব্যাপারটা সেটা আসলে থেকেই যায়। যে আ যদি আসলে কাজ না পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু আসলে বেশ বড় রকমের একটা ঝুঁকি আমার থেকে যাচ্ছে। যে আমি উম ঠিক ওই যে কাজটা না পাওয়ার পরবর্তীতে আসলে তো আমার যে employee রা থাকবে তাদেরকে তো আসলে আমার বেতন দেওয়া লাগবে। বা আমি আ যদি আসলে পাশে আমার যে সকল সেভিংস আছে ভাই, সেই সেভিংসগুলো যদি আসলে ভাই আপনার আ এখানে আ চলে যায় তাহলে তো ভাই একটা বড় ধরনের আসলে একটা বিপদে পড়ে যাবো। তো আপ এই বিষয়গুলো নিয়ে না ভাই আমি আসলে একটু দুশ্চিন্তার মধ্যেi আছি। বলা যায় যে আসলে আ এখনো পর্যন্ত আসলে এ সিদ্ধান্তহীনতায় ভুগছি। আর যার কারণে আসলে বলা যায় যে একটু আ মনে হচ্ছে যে আ কেমন জানি আসলে একটা সাহস করে উঠতে পারছি না। যে আ ঠিক কি করবো বা কি করে উঠবো? এটা আসলে কোন দিশা খুঁজে পাচ্ছি না। জি, ভাই।
আচ্ছা। হ্যাঁ। বুঝতে পেরেছি আমি। জি। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি এবং খুবই অনিশ্চয়তার মধ্যে আছেন এবং বুঝতে পারছেন না যে আসলে কোন সিদ্ধান্তটা আপনার নেওয়া উচিত। তো দেখেন এ অবস্থায় আমি আপ-নাকে একটা কথা বলতে পারি। যেহেতু আপনি এখন একটা চাকরি করছেন এবং সরকারি চাকরি করছেন বললেন। তো আমার মতে সরকারি চাকরিটা কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আ করতে পারে। তারপরেও আপনার মধ্যে মনের মধ্যে একটা সংশয় আ মানে একটা ভয় রয়েছে। যে আ এটা দিয়ে যদি আমি ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে না পারি? তো এজন্য আপনি বললেন যে আপনি হয়তোবা ইন্টারনেটে বা, ফ্রিল্যান্সিং আ টাইপের একটি বিজনেস করছেন। এবং আপনি আপনার আন্ডারে কিছু লো স লোকজন নিয়ে আরকি এইগুলা করছেন। তো চাচ্ছেন যে একটা বড় অফিস বা এটা যাতে করে একটা futuristic হয়, সেই ধরনের ব্যবসা করার চেষ্টা করছেন। তো এই জন্য যে জন্য আমি আপনাকে বলতে পারি আপনি আপনার একটা ডেইলি রুটিন তৈরি করতে পারেন। যে দেখা যাচ্ছে যে, আপনার যে সরকারি চাকরির যে সময়টা, দেখা যাচ্ছে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। তো এই পর এর পরে যে সময়গুলো, এটা তো অনেক সময় থেকে যায় আপনার হাতে। তো তখন আপনি একটা সুনির্দিষ্ট সময় করলেন যে আপনি কীভাবে আপনার যে অফিসটা আছে, এটা পরিচালনা করবেন। তাহলে হবে কি যে আপনার যে employee যারা আছে, তাদেরকে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এটা দেখা যাচ্ছে যে আপনি আপনার চাকরির পাশাপাশি আপনার যে আ ফ্রিল্যান্সিং যেই জবটা বা আপনার যে ব্যবসাটা, এটা আপনি কন্টিনিউ করতে পারতেছেন। এক্ষেত্রে আপনার জবও ছাড়া লাগতেছে না এবং আ এর পাশাপাশি ব্যবসাও করছেন। যার কারণে দেখা যাচ্ছে যে আপনার অনিশ্চয়তা যেই বিষয়টা, এটা অনেকাংশ দূর হতে পারে। আর একটা পরামর্শ দিতে পারি। সেটা হলো আপনার যেহেতু এত যা অনিশ্চয়তা নিয়ে এ এচ এত চিন্তা করছেন তো এরজন্য আপনি সকালবেলায় একটু মেডিটেশন করতে পারেন। যাতে করে যে চিন্তাভাবনা, এগুলা থেকে নিজেকে কিছুটা হলেও মুক্ত করতে পারেন। তো এমনটা কি কখনো ভেবে দেখেছেন যে আসলে এভাবে করা যায় কিনা?
হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হুম, জি। হু, হু। হু, হু। হুম, জি। অ্যা হ্যাঁ, হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। উম সত্যি কথা বলতে কি না ভাই, এভাবে এর আগে আসলে চিন্তা করিনি। তবে, আ আপনি বলার পরবর্তীতে আসলে মনে হচ্ছে যে বিষয়টা আগে কেন মাথায় আসলো না। বিষয়টা যদি আ এর আগে আমার মাথায় আসত, তাহলে হয়তোবা এতটা অনিশ্চয়তার মধ্য দিয়ে আমি যেতাম না। তবে ভাই, আপ এখানে আপনি আসলে বলছিলেন যে, নির্দিষ্ট রুটিনের যে ক্ষেত্রটা, সেটা আসলে আবার বলা যায় যে একেবারেই অগোছালো, আ ছন্ন-ছাড়া আসলে যে একটা ব্যাপার থাকে। তা বিষয়টা অনেকটা ঐরকমই, যে আমার নির্দিষ্ট কোনো আসলে রুটিন নেই। তো ভাই, এক্ষেত্রে আমি রুটিনটা মানার ক্ষেত্রে আসলে আমি কিভাবে আ কি করতে পারি? যেমনটা আসলে, মানে এ কোন বিষয়গুলো আমার মাথায় আ রাখলে আমার রুটিনটা আসলে বানানোটা আরকি একটু আ সহজ হবে। আর এখানে আসলে বলে রাখা ভালো যে আ বেসরকারি চাকরির যে ব্যাপারটা আছে, সেটা আসলে আপনার আ সকাল ৯ঃ০০ টা থেকে তো আ শুরু হয়। তবে ভাই, আ মাঝেমধ্যে আসলে ১২ঃ০০ য় যাই, আবার ১১ঃ০০ য় যাই। এখানে আ আপনার আবার আ সন্ধ্যা ৭ টার মধ্যে আবার আসলে back করি। তো, মানে এটা আসলে প্রতিদিনের আরকি একটা নির্দিষ্ট রুটিন। তো, আব এটা ছাড়া আসলে, আর কোন, কোন বিষয়গুলো আরকি মাথায় রেখে যদি আসলে রুটিনটা বানাই, তাহলে সেটা আ আমার জন্য সহজ হবে। এই ব্যাপারটাতে যদি আমাকে একটু বলতেন, তাহলে বেশ আ ভালো হতো, ভাই। জি, ভাই।
আচ্ছা। আচ্ছা। জি, অবশ্যই। জ্বি, অবশ্যই। আসলে, আপনি যেহেতু একটা রুটিন চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন যে, আপনি নিজেই বুঝতে পেরেছেন যে আসলে রুটিন মাফিক করলে হয়তোবা আপনি আপনার এই নিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে পারেন, অনিশ্চয়তা থেকে। তো, এইজন্য আ আমি আপনাকে বলতে পারি, আপনি প্রতিদিন সকালে উঠে, আপনার যে অফিসের যে সময়টা আছে, এটা তো আপনার এ নিত্য মানে, এটা তো ধরা-বাঁধা। এরটা তো আপনি আর কোনোভাবে কমাতেই পারবেন না। তো অফিস থেকে ফিরে আপনার যে team mate আছে, তো তাদের সঙ্গে বসে একসঙ্গে কথা বলতে পারেন। এবং আপনার যে এ আ freelancing এর যে সময়টা, ঐটা দেখা যাচ্ছে যে আপনার আ কাজের যে সময়টা ওটার পরেই শুরু করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি বললেন সকল সন্ধ্যা ৭ টার সময় বাসায় আসেন। তো আপনি দেখা গেছে এটা আপনি night shift ও করতে পারেন। আর যেহেতু আপনি লোক দিয়ে কাজ করাচ্ছেন, তো আমার মনে হয় না আপনার এখানে বেশি একটা effort দেওয়া দরকার। আপনি এমন লোক নির্বাচন করুন, যারা খুবই দক্ষ হবে এখানে। এবং আপনি তাদেরকে দিয়ে, তাদের পরিশ্রম করিয়ে, আপনি এখান থেকে একটা ভালো amount আ ই করতে পার অর্জন করতে পারবেন। তো, এই ধরনের শ্রমিক যদি আপনি আ ই করতে পারেন, hire করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি আপনার যে বিজনেসটা, খুব সুন্দর করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এর পাশাপাশি আপনার যে client management টা, যেহেতু আপনি freelancing করতে চাচ্ছেন, বিজনেস করতে চাচ্ছেন, তো, এখানে তো client management টা খুব জরুরি। তো, আমার জানা মতে, তারা maximum বেশিরভাগ সময় রাতের বেলায়, আমাদের দেশে রাতের বেলায় active থাকে। তো এই সময়টায় আপনি আসলে আ করতে পারেন। তো আমার মনে হয়, এই সকল বিষয়গুলো যদি আপনি আ নিয়ম মাফিক করতে পারেন, তাহলে আপনার মনে হয় আপনার এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে পারেন। তো, এই সকল বিষয় কি আস আসলে আগে কখনো ভেবে দেখেছেন কি?
এহ না। হুম জী। হ্যাঁ, হ্যাঁ। হু, জী। হ্যাঁ, হ্যাঁ। হুম, জী। হ্যাঁ, হ্যাঁ। হুম বুঝতে পার হ্যাঁ, হ্যাঁ। হুম জী। উম-হুম। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। হাস। উম সত্যি কথা বলতে কি, এর আগে আসলে এভাবে আমি চিন্তা করে দেখিনি। তবে, আব আপনি বলার পরবর্তীতে না, আসলে আ বিষয়টা আরো অনেকটাই আরকি clear হয়ে যা গেলাম আরকি। কারণ, আ বিষয়টা এর আগে যেটা হচ্ছিলো, আমি একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম, যে আসলে কি দিয়ে কি হবে? বা আব এটা কি আদৌ সম্ভব হবে কিনা। এটা এইগুলো নিয়ে আসলে একটা চাপের মধ্যে ছিলাম। তবে, আপনি বলার পরবর্তীতে আসলে বিষয়টা অনেকটা clear হয়ে গেলো আরকি। তো ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
আপনার জন্যে শুভকামনা রইল।